আচ্ছা, তাহলে তো বেশ ভালো। আপনি তো এই, এই বিষয়ে অনেক জানেন তাহলে। বলেন তো ভাই।
<chuckles> আ না ভাই, জানি না ভাই। বাদ দেন। এগুলা, এগুলা আমরা প্র যোগাযোগের কথা বলছি। যোগাযোগের কথাই বলি। যদি ভবিষ্যতে আহ আপনার আ কি বলে এলিয়েনের সাথে যদি যোগাযোগ হয় তাহলে হয়তো ধরণটা অন্যরকম হয়ে যাবে। আমরা যখন ইলেকট্রিসিটি ইলেকট্রন ব্যবহার করছি, তারা হয়তো নিউট্রন ব্যবহার করতে পারে।
<chuckles> হ্যাঁ। হুম, হুম, হুম।
বা তাদের থেকে নতুন কোন প্রযুক্তি পেতে পারি। যেটার থেকে যেটার ক্ষেত্রে আরকি তো আপনার আ <smacks lips> টেলিপ্যাথি যে ব্যাপারটা আছে।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ভাই। আমার কাছে মনে হয় ডোরিমনের সেই দরজাটাই আসুক। আমি হচ্ছে দরজা খুলেই এক এক যখন যার সাথে দেখা করতে মন চাবে দরজা খুলে দৌড় দিব। <laughs>
<laughs> এন না ভাই। বর্তমানে কিন্তু আসলে যদি বলি আ আ আ আমাদের আ আমরা কিন্তু আসলে টেলিপ্যাথি যে ব্যাপারটা আছে এটা অনেকটা আয়ত্ত করেই ফেলছি বল বলা যায়। যদি আপনি আহ নিউরোলিঙ্ক এর কথা ভাবেন। ইলন মাস্ক, ইলন মাস্কের।
জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
এই যে ব্রেইন এর ভিতরে চিপ ইমপ্লান্ট করার পরে যে টেকনোলজি টা।
জ্বি, জ্বি সেটা তো, সেটা তো এখনো বাজারে পাওয়া যায়।
হ্যাঁ। তো এই ব্যাপারটা যদি ঘটে, মানে এই ব্যাপারটা দেখেন।
ও মানে মানে আপনি চিন্তাভাবনার মধ্যে, মধ্যে কথা বলতে পারবেন না? এটা অ অনেক সুন্দর একটা যে আমি ভাবতেছি আপনি আপনি আমারটা বুঝতেছেন। মানে আমি শুধুমাত্র আমি ভাবতেছি আপনি বুঝতেছেন। আপনি ভাবতেছেন আমি বুঝতেছি। বিষয়গুলো আসলে কিন্তু মানে পুরো স্বপ্নের মতো না ভাই।
হ্যাঁ একদম ভাই, একদম। হু-হু। একদম। এটাকে, এটাকে টেলিপ্যাথি বলে ভাই। <chuckles>
হ্যাঁ। তেমনি আমি একটা ইয়ে হুমায়ূন আহমেদের বইতে পড়েছি টেলিপ্যাথি নিয়ে। মনে হয়।
আচ্ছা। কোন কোন সায়েন্স ফিকশন?
আ হুমায়ুন আহমেদের তো সাইন্স ফিকশন না। ওটা তো হচ্ছে আপনার আ একটা মেয়ে নিয়ে স্টোরি ছিল। নীলা বা এরকম কিছু। আমি নামটা ভুলে গেছি আসলে ভাই।
হ্যালো। না, না। নীলা তো আসলে আপনার ব্যাপারটা ওইটা ছিল আপনার প্রোডিজি, প্রোডিজি ওই উপন্যাসের নামটা।
আ আচ্ছা আমি নামটা ভুলে গেছি বইয়ের। বাট এমন ছিল। যাক ভাই আপনার সাথে এই যে যোগাযোগের মাধ্যমের ভবিষ্যৎ যে পরিবর্ত সেটা নিয়ে জানতে মানে আপনার চিন্তা ভাবনা জেনে আমার কাছে খুব ভালো লেগেছে। আমারও চিন্তাভাবনা এখন এমন হচ্ছে আরকি। তো আচ্ছা ভাই ভালো থাকবেন।
<chuckles> আচ্ছা। <chuckles> <clears throat> <chuckles> আচ্ছা। না ভাই, আমি কোন উপদেশ দেই নাই। আমি শুধুমাত্র আমার মতামত বলছি। <chuckles> মনে করার কারণ নাই। জ্বি। যাই হোক, আপনিও ভালো থাকবেন।
উপদেশ দেন নাই আহ জ্বি, জ্বি মানে উপদেশ দেন নাই। মানে যেটা বলছেন সেটা জানছি আরকি। ভালো থাকবেন ভাই।